হুম, এটা ভালো কথা বললেন। আগে হচ্ছে আপনি যদি চিঠি পাঠাতে যেতেন, আপনার যদি কোন জরুরি খবরও থাকত, সেটাও হচ্ছে গিয়ে ৩-৪ দিন পরে আ পৌঁছাতো। তো অ একটু বলা যায় অ্যা প্রযুক্তির কারণেই সেটা এখন সহজ হয়ে গিয়েছে। বেশ ভালো কথা বলেছেন আপনি। আচ্ছা, কোন আ কোন অ্যাপগুলি বা কোন প্রযুক্তির সার্ভিস গুলি, আপনি দৈনন্দিন ব্যবহার করে থাকেন, যেগুলো ছাড়া আপনার চলেই না?
এখন দেখেন, আমি একটা অ্যাপ ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে নোশন। এই নোশন অ্যাপে না, আপনি খুব সহজে দেখবেন, আ প্রজেক্টের যে কাজগুলো আছে বা প্রেজেন্টেশন যদি আপনার থাকে, সেটা খুব সহজেই সেখানে দেয়া যায়। মানে এটা মূলত আরকি আ যারা আ পড়াশোনা রিলেটেড আ মানে জায়গায় আছে, তাদেরকে অনেক বেশি সাহায্য করে বা যারা এরকম মানে প্রেজেন্টেশন দিয়ে থাকে বা সেমিনার করে থাকে, তাদেরকে অনেক বেশি সাহায্য করে থাকে। তো আমি অ্যা এর জন্য নোশন অ্যাপটা বেশি ব্যবহার করা হয়। তার সাথে আমি কিন্তু আ দেখেন যে, এখন কিন্তু প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছি। যেরকম এখন আপনি কতটা ধাপ আগাচ্ছেন বা কতটা স্টেপ নিচ্ছেন দৈনন্দিন আ দিনে, সেটা কিন্তু খুব সহজে কিন্তু বুঝা যায়। তো আপনি যদি, ঘু মা এটা কিন্তু স্মার্ট ওয়াচ এর কারণে কিন্তু বুঝতে পারেন। আপনি যদি সেটা না নেন, আপনি কিন্তু ফোনেও কিন্তু এখন অ্যাপ ব্যবহার করে কিন্তু দেখতে পারেন যে, আপনি কতটা আ মানে স্টেপ নিয়েছেন। এটা হয়তোবা ১-২ আ মানে উপর নিচে হতে পারে, একটু কম-বেশি কিন্তু, বেশিরভাগ সময় কিন্তু অনেকটা কাছাকাছি দেয় জি।
আচ্ছা। হুম। হুম। হু, হু, হু। আচ্ছা। উম। হ্যাঁ, হ্যাঁ। বোঝা যায়, একদম ঠিক। হুম, হুম। কতটা স্টেপ নিয়েছেন। হুম। হ্যাঁ, এইটা একটা আইডিয়া থাকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন সেটা। এই যে আ আমাদের দৈনন্দিন জীবনে আ ব্যায়ামের ক্ষেত্রে বা শরীর স স্বাস্থ্য ঠিক রাখার কারণেও <smacks lips> হচ্ছে প্রযুক্তির ব্যবহার বেশি বেড়ে গিয়েছে। আপনি বললেন স্মার্ট ওয়াচ এর কথা। সেটার কারণে অবশ্য আ ব্লাড প্রেশার ও দেখা যায়। তারপরে হচ্ছে, আপনার রক্তের অক্সিজেন লেভেল কতটা আছে, সেটাও দেখা যায়। বেশ ভালো একটা প্রযুক্তির উন্নয়ন হয়েছে। আচ্ছা এখন যে আপনি একটু আগে বললেন যে, আম আপনার সময় আ বাঁচানো যাচ্ছে, প্রযুক্তি ব্যবহারের কারণে। তো আপনার যে সময়টা বেঁচে গেল, সেটা আপনি কিভাবে ব্যবহার করছেন? সেটা কি আ আসলেই ভালো কোনো ব্যবহার হচ্ছে, নাকি হচ্ছে না?
একদম ঠিক।

আসলে দেখেন যে, তারা কিন্তু বয়স্ক মানুষ, ঠিক আছে? আমাদের কিন্তু উচিত যে তারা কিন্তু এতটা বুঝে না। তো আমরা যদি তাদেরকে ধীরে সুস্থে বুঝানোর চেষ্টা করি বা যদি দেখিয়ে দিই, যেটা আমি মূলত করে থাকি যে আমি তাদেরকে বুঝাই তারপর তারা যতক্ষণ না পারে আমি কিন্তু তাদেরকে চেষ্টা করি বুঝায়ে যাওয়ার যে এইভাবে করো, এইভাবে করো। আর যারা যদি না পারে বা ভুল করে আমি কিন্তু তাদেরকে বকা দিই না। তা বকা দিলে হয় কি তারা কিন্তু পরে চেষ্টা করে না শেখার বা ভয় পায়। তো সেটা করলে আমি মনে করি যে খুব সহজে তারা এরকম স্ক্যামেও পড়বে না, আর আপনি কিন্তু খুব সহজে তাদেরকে বুঝাতে পারবেন বা এই জিনিসটা দিয়ে তারা এইযে প্রযুক্তির সাথে সংযুক্ত হতে পারবে আর আমাদের সাথে কিন্তু এগোতে পারবে তখন।
জ্বি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যা। চেষ্টা করে না, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, ঠিক বলেছেন আপনি। এইযে আপনি এই কথাটা বললেন, আ ওদেরকে ধৈর্য্য সহকারে বোঝাতে হবে ওদেরকে মানে আ সবাই নিয়ে বোঝাতে হবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ওদেরকে বোঝানোর সময় যদি একটু তাড়াহুড়া করা হয় বা একটু ধরেন রেগে যান কেউ, তাহলে হচ্ছে ওদের এই ব্যাপারে অনিহা চলে আসতে পারে, ভয়ভীতি ঢুকে যেতে পারে। সে কারণে হচ্ছে এসব প্রযুক্তি থেকে ওরা দূরে সরে যেতে পারে। তাছাড়া ওদের আ ভুল যে হচ্ছে সেটা নাও বুঝতে পারে, বেশ ভালো কিছু কথা বলেছেন আপনি। আপনার সাথে প্রযুক্তির ব্যাপারে কথা বলতে পেরে অনেক কিছুই জানতে পারলাম, আপনার চিন্তাধারাও জানতে পারলাম। আ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত তথ্য শেয়ার করার জন্য।
একদম ঠিক। জ্বি। জ্বি অবশ্যই। আপনিও যদি এইযে প্রযুক্তি যদি আমাদের দৈনন্দিন জীবনে বদল আনতে হয় অবশ্যই আমাদের উচিত আ তা ভালো যেই জিনিসগুলা আছে সেগুলো করার। আর এই যে যেরকম স্ক্যাম আছে এগুলো থেকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে যাতে আমরা এরকম ভুল না করে টাকা হারিয়ে ফেলি। তো আপনার সাথে না কথা বলে বেশ ভালো লেগেছে। এইযে কথা বলতে, বলতে, এত আড্ডাটা জমে যাবে বুঝতেই পারিনি। তো আপনিও ভালো থাকবেন, আপনাকেও বেশ ধন্যবাদ, শুভ সকাল।
হ্যা। সচেতন থাকতে হবে। হুম, হুম, হুম। জ্বি, জ্বি। হুম।